মনে করেন যে ছবি স্ট্যাটাস বলেন, পোস্টের কোনো পোস্টের মাধ্যমে আমাদের যে নিজস্ব একটা অনুভূতি থাকে
জি, জি, জি। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। জি, জি, জি।
আমাদের যে একটা ভালোবাসা থাকে, হ্যাঁ, আমি কোথায় ঘুরতে গেছি। এটা কিন্তু তাই মানুষকে দেখানোর জন্য আর বন্ধুদের দেখানোর জন্য, আত্মীয়স্বজন দেখানোর জন্য কিন্তু হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে এই কাজগুলো করতে পারছি। <chuckles> এটা কিন্তু একটা মজার বিষয়।
হ্যাঁ, হ্যাঁ। জি, তাতো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ, তা অবশ্যই। হ্যাঁ, আসলে হ্যাঁ মানে আপনি তৃণমূল থেকে পর্যায় শুরু করে উঁচু পর্যায় পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে যে ব্যবহার করতেছে তারা বিভিন্ন ধরণের ছবি, বিভিন্ন ধরণের পোস্ট, আ বিভিন্ন ধরণের ভিডিও বিভিন্ন ধরণের মতামত শেয়ার করতেছে। আপনি আমরা সবাই আ দেখতে পাচ্ছি সেটা। এখান থেকে ভাই আমরা অনেকেই শিক্ষা নিচ্ছি। হুম? অনেকে নিজের জীবনটাকে সেভাবে আবার সাজিয়ে নিচ্ছি যে আসলে হয়তোবা আমার এই কাজটা ভুল ছিল এখন এভাবে করা যাবে না। এই যে ব্যাপারটা ভাই অন্যরকম। তাই না?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ আবার দেখেন যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে আবার আমরা একটু সমস্যার সম্মুখীনও হচ্ছি মাঝে, মাঝে। এই যে যেমন দেখেন যে সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমাদের যে বন্ধুত্ব বা এক ধরনের যে ভুয়া ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে
জি, ভাই। হুম। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ কেমন? জি। জি, ভাই। হু, হু। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
এটা কিন্তু আমাদের বাস্তব জীবনে অনেক খারাপ কিছু প্রভাব ফেলছে।
হ্যাঁ, তা তো অবশ্যই। মানে আমরা সোশ্যাল মিডিয়াটা আসার পরে বন্ধুদের সম্পর্কে এমন হয়ে গেছি ইসি কাজে বিজি ভাই। হ্যাঁ মানে রিয়াল যে বন্ধুগুলা আছে তাদের সাথে দেখা করবো। সোশ্যাল ফোনটা পাশে রেখে দেখা করবো, কথা বলবো। এরকম সুযোগ হচ্ছেনা। কিছু নেই তো কিছু নেই ব্যস্ত আছি। ওই ফোনের মধ্যেই ব্যস্ত আছি। মানে কি বলবো আর ভাই। এই অবস্থার মধ্যে সম্পর্কগুলা অনেক ক্ষেত্রে যেগুলা দূরের সম্পর্কগুলা তো দূরেই আছে। আর কাছের <yawns> সম্পর্কগুলা আপনি শুধু বন্ধুত্বের সম্পর্ক কেন ভাই? আপনি আপনি ধরুন না আপনি ঘরের সম্পর্কই ধরুন না কেন? আগে আগে কত দলবদ্ধভাবে বাসায় ভাই টিভি দেখেছি। অ্যা বাসার সবার সাথে একসাথে খেতে বসেছি। এখন ভাই সবাই মোবাইল নিয়েই ব্যস্ত। Facebook নিয়েই ব্যস্ত। কাছাকাছি থাকলেও সম্পর্কগুলা মনে হয় খুব দূরে চলে যাচ্ছে ভাই। বেশিদিন আর টিকে রাখতে পারতেছি না আরকি।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। <chuckles> না আসলেই এটা অনেক সুন্দর বলেছেন। আবার বিশেষ করে দেখেন যে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে আমরা বাস্তব সম্পর্কে আ ভুলে যাচ্ছি। বিশেষ করে আমাদের পরিবারের কারোর সাথে এভাবে কথা বলা হয় না, সময় দেওয়া হয় না। বন্ধুদের সাথেও একই অবস্থা। সময় দেওয়া হয় না। এই সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত। এই চ্যাট, সেই চ্যাট এটা ওটা ওটা। <chuckles> হ্যাঁ।
জি, ভাই। জি। জি। হু, হু। জি, ভাই। হু, হু। হু, হু, হু। জি, জি। হ্যাঁ। <chuckles> <chuckles> জি, জি তা তো অবশ্যই। তো ভাই একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি। হুম? এই যে Facebook হোক, আপনার Instagram হোক চা মানে চাইলে সম্পর্ক ঠিক রাখতে বা ভুল বোঝাবুঝি কমানোর জন্য কি ধরনের আ মানে ব্যবহার হয় বলে আপ করা উচিত বলে আপনার মনে হয় ভাই। আপনি যদি বলতেন।
হ্যাঁ। আ আমি মনে করি দেখেন যে স সোশ্যাল মিডিয়া তে আমাদের আ
জি, ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
জি, গুজব বা মু ভুয়া নিউজ।
জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।

হু, হু, হু।
এটা আমাদের সম্পর্কের উপর কিন্তু ইতিবাচক আর কিছু দিক আছে আবার দেখবেন কিছু নেতিবাচকও হতে আ আ পারে। যেমন ধরেন আমাদের যোগাযোগ ব্যবস্থাটাকে খুবই সহজ করে দিয়েছে। যেমন ধরেন দূরে থাকা। আমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন। সহজেই কিন্তু আ আমরা তাদের সাথে যোগাযোগ রাখতে পারছি। বিশেষ করে আ আমরা WhatsApp ব্যবহার করে, আবার Messenger ব্যবহার করে, Twitter ব্যবহার করে, আবার ধরেন Teams ব্যবহার করে, Fiverr এ এ সব ধরনের আর কি Social media ব্যবহার করে আমাদের প্রিয়জনদের সাথে যোগাযোগ রাখতে পারছি নিয়মিত।
জ্বি। হু, হু। জ্বি ভাই। জ্বি ভাই জি, হু, হু। হ্যাঁ, হ্যাঁ। জ্বি ভাই। হু, হু, হু। হু, হু, হু। হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। জী ভাই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জ্বি। হুম, হুম। তা তো অবশ্যই ভাই।
আবার দেখেন যে এই Social media র জন্য আমরা নতুন, নতুন বন্ধু তৈরি করছি। এবং আমরা ১ দেশের থেকে অন্য দেশের বন্ধু বানাইতে পারছি। একটা অসাধারণ। <chuckles> হ্যাঁ।
জ্বি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বি ভাই। হু, হু। <chuckles> জ্বি, জ্বি। যে কাছের মানুষ দূরে থুইয়া, হ্যাঁ। মানে আমরা হয়েছি কি ভাই যে Social media এ আমার এক বন্ধু আ রিসেন্ট আ সে বাইরে গেছে। হ্যাঁ। সে আমার খুব ভালো বন্ধু ছিল। হ্যাঁ এখনো আছে। শুধুমাত্র এই Social media এর কারণেই। ভালো ছিল সে যখন গি গি গিয়েছে। হ্যাঁ? কিন্তু প্রযুক্তি না থাকলে আমি কিন্তু ওকে এখনো এটা বলতে পারতাম না যে এখনো ভালো আছে। কারণ তার সাথে আমার কন্টিনিউ যদি যোগাযোগ না হয়, একটা মানুষের মন ভাই পরিবর্তনশীল। উঠে যেতেই পারি। আমারও মন থেকে সে উঠে যেতে পারে। কিন্তু যোগাযোগ কমিউনিকেশন টা এত বড় একটা মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস মধ্যে। এটা কিন্তু বলা বাহুল্য ভাই, তাই না? একটা মজার কথা কি দেখুন, এই একটা স্কুলে হুম সবাই কিন্তু ভাই ফ্রেন্ড হলেও সবাই কিন্তু বেস্ট ফ্রেন্ড হয় না। কারণ তাদের সাথে যোগাযোগ থাকে না। খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষের। আর Social media তো এখন মানে গুরুত্ব অপরিসীম ভাই।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। <chuckles> হুম, অবশ্যই। কি হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ।
তাই না?
অবশ্যই। আবার দেখেন যে...
জ্বি ভাই।